আমি সত্যিই অনেকদিন হতে একটা অদ্ভুত একটা আসলে দোতানার দোটানার মধ্যে আছি।
আচ্ছা।
আসলে, কী ভাবে আসলে এখান থেকে বেরিয়ে আসবো সেইটাই বুঝতে পারছি না। আ দুটো ডিসিশনের মাঝে এমনভাবে আটকে আছি, মনে হচ্ছে যে একটা সময়ের একটা আমার খেয়ে ফেলছে এই চিন্তাগুলো। দেখা যায় যে, <clicks tongue> আমি সামনেও এগোতে গেলে আমার দেখা যাচ্ছে <inhales> একটা সিকিউরিটি দরকার, আবার যদি নাও আগাই তাহলে আবার সময়ও পেরিয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো না অনেকটা খানিক আমাকে আসলে দুশ্চিন্তার ভেতরে ফেলে দিয়েছে। <inhales> যে আসলে কীভাবে কী করব? কী করাটা উচিত হবে? এই বিষয়গুলো নিয়ে অনেকটা খানিক আসলে <inhales> আ মানে চিন্তিত হয়ে পড়ে আছি।
হুম, হুম। হু। জি, জি। হুম। না বুঝতে পেরেছি এবং আপনার কথা শুনেই মনে হচ্ছে যে আপনি কিছু একটা ব্যাপারে আসলে অনেকটাই চিন্তিত। আর আপনার মানে এই চিন্তার কারণে আপনি যে আসলে অন্যান্য জিনিসগুলোতেও মানে ব্যাহত হয়ে যাচ্ছে, এইটা কিন্তু আপনার কথা এবং আসলে আপনার যে দীর্ঘশ্বাস এইটা কিন্তু শুনেই বোঝা গেল, হ্যাঁ? তো খুবই খারাপ লাগলো আপনার জন্য। তো মানে কি হয়েছে আসলে বিষয়টা যদি একটু ক্লিয়ার করে বলতেন?
হ্যাঁ, হ্যাঁ। <inhales> আসলে বিষয়টা হয়েছে কি? আমি বেশ ৩ ৩.৫ বছর হয়ে গেছে আসলে একটা চাকরি করছি। তো আমার এখন মানে এমন একটা বয়সে চলে এসেছি যে আমার নিজের একটা পরিবার হয়েছে। খুবই রিসেন্টলি হয়েছে। তো দেখা যাচ্ছে কি? যে আগে চাকরি করতাম আমার কাছে ভালোই লাগত, যে চাকরি করছি। সময় টু সময় আমার তেমন একটা দুশ্চিন্তা কাজ করে না। দেখা যায় যে যা ইনকাম হচ্ছে সেটাতে আমি একা মানুষ ভালোই চলে যেতে পারতাম। এখন হ্যাঁ, অনেকটাখানিক মানে আমি এই ৩.৫ বছরে ২ টো প্রমোশনও পেয়েছি। তো সেই প্রমোশন পাওয়ার ক্ষেত্রে দেখা যায় যে টাকা পয়সার তেমন একটা সমস্যা নেই। তবে এই চাকরি করে আর কতদিন হবে? এইটাই আসলে বুঝে উঠতে পারছি না। কারণ, এখন যেহেতু একটা নতুন পরিবার হয়েছে, দেখা যায় যে এখন একজনের জায়গায় এখন আমার কাছে মানে আমার নিজের দায়িত্বসহ আরও একজনের দায়িত্ব নেয়া লাগছে। হ্যাঁ? এখন এই সময়টার তে আমি একটু চিন্তিত হয়ে আছি যে এভাবে যদি আমি চাকরি করে যাই আমি মোটামুটি নিরাপত্তা নিরাপদের মধ্যেই আছি থাকবো। যে আগামী ৫ বছরে যদি আমি চাকরি করে যাই আমার তেমন কোনো সমস্যা হবে না। ভবিষ্যতে আরো আরো একটু প্রমোশন এলে মোটামুটি টাকা পয়সার আর্থিক কোনো সমস্যাটা তেমন একটা হবে না। কিন্তু, ভবিষ্যৎ তো আসলে অনেকটা খানিক ভিন্ন। দেখা যায় যে, বাচ্চাকাচ্চা হলো সামনে। এদের ফিউচার নিয়ে তখন ভাবতে হবে। আবার, বাড়ি তে এখন না হয় নিজের মানে বাবার বাড়িতে আছি বলা যায়। হ্যাঁ? তো এখানে আমার বাড়ি ভাড়া-টাড়া দেওয়া লাগছে না। কিন্তু এভাবে তো আর বাবার বাড়িতে আর কতদিনই বা থেকে যাব? হ্যাঁ? নিজের আলাদা একটা বাড়িতে উঠতে হবে। তারপর, আবার দেখা যায় ভবিষ্যৎ নিয়ে যদি চিন্তা করি তাহলে তো অবশ্যই একটা বাড়ি থাকতে হবে। আবার বাচ্চা-কাচ্চা হওয়ার ওই সময়টায় দেখা যায় একটা গাড়িও যদি সাথে থাকে তাহলে ওটাও একটা ভালো একটা দিক। তবে এগুলো না চাকরি করে কতটুকু আমি করতে পারব সেটা তো একটা অনিশ্চয়তা চলে আসে। মনে হচ্ছে যে না একটা ব্যবসা করতে পারলে একটা ব্যবসা যদি করতে পারতাম। একটু ঠিকভাবে একটা আমার যে
আচ্ছা। হুম। হুম, হুম। আচ্ছা। জি, জি। হুম। আচ্ছা। ভালো থাকবেন। হুম। হুম। তা তো অবশ্যই। হুম জি। এহ তা তো ঠিকই। হুম ঠিক। তা তো ঠিক।
পছন্দের যে জায়গাগুলো আছে ওগুলো নিয়ে যদি একটা বিজনেস শুরু করতে পারি। দেখা যায় ওটা নিয়ে একটু লেগে থাকতে হবে। তবে ভবিষ্যতে গিয়ে তো সেটার একটা ভালো ফলাফলও আসবে আর ওই যে নিজের কিছু করার যে একটা বিষয় তখন আমি আমার সময় মতো আসলে সবকিছু করতে পারব। পরিবারকেও আলাদা একটা সময় দিতে পারব। এহ নিজের একটা কন্ট্রোল থাকবে তখন। জীবনের উপর মনে হচ্ছে। এবং এটা তো ১ টা ইনভেস্টমেন্ট হিসেবে আমি করতে পারি। তবে ওই যে কীভাবে করব? আসলে কোন ডিসিশনটা নেওয়া উচিত? নাকি আসলে চাকরি করে পরে যেয়ে ব্যবসা নিয়ে ভাবা উচিত আরও, আমি এটাই আসলে বুঝে উঠতে পারছি না। যে এখন যদি চাকরি ছেড়ে দিয়ে, ব্যবসা শুরু করি একটা ঝুঁকি নিয়ে ফেলি, <inhales> দেখা যায় যে এরপরে যদি ব্যবসাটা না হল তখন কী করব? একা মানুষ তো না হলে চলে যেতে পারতাম। এখন তো আরেকজন আছে সাথে। আবার এখন যদি শুরুও না করি, ব্যবসার পিছনে যদি সময়টা না দেই তাহলে তো আসলে আরো কতদিন লাগবে একটা ব্যবসা শুরু করলে? দাঁড়া হতেও সময় লাগে দাঁড়াতে ব্যবসাটা। এগুলো নিয়ে অনেকটাখানিক দুশ্চিন্তের ভেতরে আছি আরকি।
হুম, হুম, হুম। জি। হুম, হুম। জি, জি। হ্যাঁ বুঝতে পেরেছি। জি। হুম, হুম, হুম। জি। হ্যাঁ, হ্যাঁ। জি। জি। না বুঝতে পেরেছি আসলে আপনার আ সব কথা শুনে, একটা বিষয় আসলে আমার কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেলো যে আপনি আ মানে চাকরি থেকে ভালোই আ সুযোগ-সুবিধা পাচ্ছেন এবং, আ বললেন যে আপনি মোটামুটি নিশ্চিন্তেই জীবনযাপন করতে পারবেন তো, আপনার আসলে মূল tension টা হচ্ছে যে, আপনি আ মানে ভবিষ্যৎ যে প্রজন্ম তাদের জন্য মানে ভালো কিছু একটা করে যেতে চাচ্ছেন। তো এটা আসলে, আপনার কাছ থেকে এটা খুবই ভালো একটা চিন্তা এবং, এটা স্বাভাবিক ব্যাপার কারণ আ সবাই চায় যে আসলে, নিজে কেমন থাকবে তার চেয়ে পরবর্তী প্রজন্মকে, ভালো রাখাটা এটাই হয়তোবা মানে মানুষের মূল টার্গেট, তো আপনিও সেটাই চিন্তা করেছেন। এটা আসলে খুবই আ ভালো কাজ যে আপনি ভবিষ্যতের চিন্তা করছেন। তো মানে বর্তমানে যে চাকরিটা আছে সেইখান থেকে মানে আপনি কী, কী সুবিধা পাচ্ছেন? মানে বেতন-বোনাস যেটা পান, তো সেটা দিয়ে কি মানে আপনার, নিজে চলার পরে ভবিষ্যতের জন্য কিছু, সঞ্চয় করা কি সম্ভব হয় কি না?
হুম। জি। হুম, হুম। <blows air> আ হ্যাঁ। তা তো হয়ই মানে ব এইযে আমি যখন একা ছিলাম। একা মানুষের তো আর অনেক খরচ নেই। তো দেখা যায়, আমি এই ৩.৫ বছরে মোটামুটি ভালো একটা অঙ্ক আমার দ্বারা হয়েছে। আবার সেদিক থেকে ওইযে মানে যখন আরো ছোটো ছিলাম। দেখা যায় আমার বাবা আবার আমার জন্য ওইযে ডিপিএস তারপরে এফডিআর এগুলো করে রেখেছিলো। তো দেখা যায় সেগুলো ম্যাচিউরড হয়ে যাওয়ার পর এখন মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্টও আছে যেটা দিয়ে আমি আসলে একটা চাকরি মানে একটা ব্যবসা শুরু করতে পারবো, হ্যাঁ? তো নিজের জমানো টাকা আবার এগুলো মোটামুটি ভালোই আছে। আর চাকরির থেকে ম ওই বোনাস তারপরে হচ্ছে গিয়ে যে কিছু কিছু ক্ষেত্রে ইনসেনটিভ আমরা পেয়ে থাকি। তো দেখা যায় ওগুলো সবকিছু মিলিয়ে বেতনটা মিলিয়ে ভালোই হয়ে যায়। আবার মাস শেষে কিছু টাকা আমি জমাতেও পারি যেটা একটা ভালো একটা দিকও এখানে। তবে এইযে মানে বিষয়টা হলো গিয়ে যে এখন এই অল্প টাকা মানে জমাচ্ছি ঠিক আছে। টাকা জমাতে অনেক সময় লাগে। হ্যাঁ? <inhales> এখন সেই টাকা জমিয়ে রেখে আমি যদি কোথাও রেখে দিই তাহলে তো আমার টাকা বাড়ছে। হ্যাঁ? এই টাকাটা আমি যদি একটা ব্যবসায় খাটাতে পারি। <inhales> তখন আমি ওখান থেকে একটা আসলে লাভবান হবো। যে একটা ঠিক আছে যে আমার টাকাটা বাড়ছে তখন একটা কাজে খাটছে। <inhales> কারণ পড়ে থাকলে টাকা আসলে ওই ব্যাংকেই দেখা যায় যে অনেক চার্জেস কেটে নেয় <inhales> অ্যাকাউন্টে পড়ে থাকলে সেখান থেকে একটা মাসিক চার্জ। এগুলো তো স্বাভাবিক একটা বিষয়। তো কিন্তু দেখতে গেলে কিন্তু ওই আস্তে আস্তে করে সেই টাকাটা কমেই যাচ্ছে।
জি, জি। হুম, হুম। আচ্ছা। হুম। জি, জি। হুম। হুম, হুম। জি। হ্যাঁ। হবেন জি, জি। হুম। মহুম, জি। হু, হুম। <inhales> না, বিষয়টা কিন্তু আপনি এ মানে আপনার জায়গা থেকে খুব ভালো একটা চিন্তা করেছেন। কারণ হচ্ছে যে, <inhales> আপনি হয়তো নিজে চলে যাচ্ছে আপনার কিন্তু আপনি মানে বাড়তি ইনকামের একটা রাস্তা এখানে তৈরি হচ্ছে না। এটা আপনি খুব সুন্দর একটা চিন্তা করেছেন। তো আপনি কিন্তু মানে বর্তমানে চাকরিটা কন্টিনিউ করার পাশাপাশি মানে বাকি যে সময়টা আপনি পান সকালে বা সন্ধ্যায় আপনি কিন্তু একটা ব্যবসা অনায়াসে করতে পারেন। হ্যাঁ? এটা হতে পারে। স্টক বিজনেস অথবা মানে আপনার স্ট্যাটাস এর সঙ্গে মেলে এমন কোনো একটা স্মার্ট বিজনেস কিন্তু আপনি শুরু করতে পারেন। হ্যাঁ? হয়তোবা বইয়ের লাইব্রেরি দিতে পারেন। অথবা দেখা গেলো স্টক বিজনেস অথবা মানে কোনো একটা মানে গার্মেন্টস কাপড়ের দোকান আপনি কিন্তু দিতে পারেন, হ্যাঁ? দেখা যাবে এগুলো আপনি ২ ১ টা কর্মচারী রাখলেন। তারা আপনার অফিস টাইমে এ দোকান দেখাশোনা করলো আর বাকি যে সন্ধ্যার পরে বিকেলের পরে আপনি কিন্তু সেই দোকানটা দেখাশোনা করতে পারবেন, হ্যাঁ? তো এইভাবে মানে কোনো ব্যবসা করার কি আপনি পরিকল্পনা করেছেন?
হুম। হ্যাঁ। হুম। আচ্ছা। আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। আসলে আমার ব্যবসার ক্ষেত্রটা হচ্ছে গিয়ে যে, আমি, <clicks tongue> মানে খাবারের একটা আসলে business করার চিন্তা করেছিলাম, হ্যাঁ? <inhales> যে একটা ছোটখাটো একটা restaurant আসলে দিয়ে বসার বা একটা fast-food joint আসলে <inhales> দেয়ার চিন্তা ছিল আমার। এবং সেইটা নিয়ে আসলে এগোতে চাচ্ছিলাম। কারণ দেখা যায় যে এখনকার সময়ে এসে এই যে মানে restaurant business গুলো অনেক ভালো <inhales> আ একটা outcome নিয়ে আসে, অনেক ভালো ফলাফল দেয়, <inhales> হ্যাঁ। এবং দেখা যায় কি যে এইটা করে আমার যেহেতু আসলে মানে খাবারের প্রতি একটা আলাদা একটা মানে ভালোবাসা আছে বলা যায়। <inhales> তো সেইক্ষেত্রে আমার এই জিনিসটা করার একটা অনেকটা খানিক বেশি আগ্রহ আছে, <inhales> হ্যাঁ? যে আসলে একটা জিনিস করব, এতগুলো ই টাকা invest করব, সময় ব্যয় করব এইটার পেছনে। <inhales> তো সেইক্ষেত্রে যদি এইটা আমার ভালো লাগার যদি একটা দিক না হয় তখন তো আসলে <inhales> সেইটা ওই চাকরি যেভাবে করে যাচ্ছি ওটা ওই একইভাবেই আসলে আমার কাছে ওই অতটুকুই আসলে meaning টা থাকবে আমার। <inhales> তো এর জন্যই চিন্তা করছিলাম যে হ্যাঁ এভাবে আসলে বিষয়টা করব। তবে আপনি যেটা বললেন যে হ্যাঁ, উম <inhales> আমি লোক রেখে দিতে পারি। তবে হয় কি যে আমার একটা মানে একটা অভ্যাস আছে। এখন এইটা বদভ্যাস কিনা তাও জানি না। সেইটা হচ্ছে কি যে আমি কোন কিছুর পেছনে <inhales> মানে ছুটলে না পুরোপুরি ছুটতে মন চায় তখন, হ্যাঁ? যে একদম সবকিছু বাদ দিয়ে আমি শুধু ওইটার পেছনেই সময়টা দিবো। কারণ <inhales> তাতে যদি আমার পরবর্তীতে দেখি যে না ফলা ফলাফল ভালো নাও পাই আমি, তাহলে তো আমি at least যেটা বল এটা মানে নিজেকে at least এইটুক আমি সা বোঝাতে পারবো যে না আমি কিন্তু আমার পুরো চেষ্টাটাই করে গিয়েছি, হ্যাঁ? <inhales> তা এই বিষয়টাও না অনেকটা খানিক আসলে আমাকে তখন চিন্তায় ফালায় দেয় যে অন্য একটা মানুষকে দিয়ে যে আমি এই বিষয়টা চালাবো আবার নিজে হ্যাঁ নিজে দেখা যায়, <inhales> তবে এইভাবে কোনো সময় চিন্তা করে দেখিনি যে part-time একজনকে রাখলাম <inhales> এবং পরবর্তীতে এইটা আমি যে নিজেও যেয়ে বসতে পারলাম সন্ধ্যার পর। এইটা একটা ভালো একটা আপনি suggestion দিলেন।
হুম। হ্যাঁ, হ্যাঁ। ইনকাম বেশি। জি। হু, হু। জি। আচ্ছা। জি। হ্যাঁ, হ্যাঁ। তা ঠিক। জি। আচ্ছা। আচ্ছা। হু, হু, হু। চেষ্টা করেছেন। জি, জি। হুম। হু, হু। হ্যাঁ বুঝতে পেরেছি জি। না আপনার জি, জি। আপনার চিন্তাটা ভালো। যে আপনি আসলে নিজে সর্বোচ্চ চেষ্টা করে একটা জিনিস করতে চান এইটা খুবই ভালো। তবে মানে আপনি যদি আসলে একবারেই চাকরিটা ছেড়ে অ্যা ব্যবসার পিছে full-time সময় দেন, তো কোনো কারণে যদি আসলে আপনার তো চলতে হবে, তাই না? আর ব্যবসা একটা প্রতিষ্ঠিত হতে তো সময় লাগবে। তো এখন যদি আপনি মানে পুরোপুরি ছেড়ে দিয়ে আসেন দেখা যাবে যে আপনি কিন্তু মানে একটা মানে অ্যা ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন। যে ইনকাম নাই, আপনি চলবেন কিভাবে, হ্যাঁ? এইজন্য অন্তত ব্যবসাটা running হওয়া পর্যন্ত আপনি যদি চাকরিটা চালান, তখন দেখা যাবে যে চাকরির টাকা দিয়ে আপনি family চালালেন বা নিজেও চললেন। এদিকে ব্যবসাটা আস্তে, আস্তে মোটামুটি একটু established হয়ে গেল। তখন কিন্তু আপনি আপনার চাকরিটা ছেড়ে দিয়ে full-time আপনি ব্যবসায়ে সময় দিয়ে দেখা যাবে যে অ্যা তবে ঝুঁকি তো একটু নিতেই হবে, তাই না? কারণ ঝুঁকি ছাড়া তো জীবনে আসলে সফল হওয়াটা মোটামুটি অসম্ভব। এইজন্য আপনি চেষ্টা করেন, আশা করি আপনার এই যে একটা মানে নিরাপদ ভবিষ্যতের আপনি চিন্তা করতেছেন, আশা করি সেইটা আপনার নিরাপদ হয়ে যাবে, হ্যাঁ? তো ভালো থাকবেন। আপনার জন্য অনেক শুভকামনা রইলো।
হুম, হুম। জি জি। হ্যাঁ। জি। Right. আচ্ছা। Right. হ্যাঁ। <sneezes> হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনার সাথে কথা বলে এখন মনে হচ্ছে যে না আসলে আমি আপনার পরামর্শ অনুযায়ী যদি এভাবে এগোই, <inhales> তাহলে আমার ভবিষ্যতের জন্যও আসলে অনেকটা খানিক <inhales> মানে Security ও পেয়ে যাব এবং ভালোও হবে। এবং সেইক্ষেত্রে <inhales> অনেকটা ভালো একটা দিকে যেতে পারবো। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ।
<swallows> জি, জি।